আচ্ছা, আচ্ছা, বেশ চমৎকার। তারপরে এই যে, দেখা গেছে যে, ওরা এখন নতুন একটা খাবার করে মানে কোরবানির ঈদে ঐটা করতেই হয়। এরকম একটা বিষয় থাকে, যে, কি জানি? বারবিকিউ, হ্যাঁ। যে, বড়, বড় করে। তো ওইটা কি মানে করেন নাকি আপনি একদম বাধা দেন যে, না করা যাবে না?
বারবিকিউ। না, না, না, এটা আমার বাসায় শুধু আ আসলে কোরবানের ঈদ না। এটা আমার বাসায় সারা বছরই চলে। আ <chuckles> এটা আসলে ব্যাপারটা কি হয় শুধু যে, গরুর মাংস দিয়ে কিংবা মুরগি দিয়ে করি আমরা জিনিসটা এরকম না। আমাদের ক্ষেত্রে যেটা হয় বাচ্চারা কিন্তু অনেক সময় দেখা যায় যে, মাছ খেতে পছন্দ করে না। কিংবা একটু মাছ খাওয়া নিয়ে অনেক ই বাচ্চাই কিন্তু ঝামেলা করে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে, মাছগুলোকেও আসলে বারবিকিউ করি। আ এতে কি হয় ওরকম খুব মজা লাগে যে
ওরে বাবা, তা তো বেশ চমৎকার! বাহ, চমৎকার! তো মানে রুই মাছ, কাতল মাছ এগুলোকেও বারবিকিউ করা যায়?
না বেসিক্যালি আ তেলাপিয়া মাছ তারপরে হচ্ছে কি একটু আ রুই মাছ আর তেলাপিয়া মাছের কথা যেটা বললেন সেটাকে আসলে আমি কোফতা করে ফেলি। মানে একদম কাটা ছু আ সে আ ছাড়িয়ে দেই। ছাড়িয়ে সেগুলোকে কোফতা কিংবা ফিশ বল করে ফেলি। আমরা যেকোনো চিকেন বল খাই। এরকম করে হচ্ছে ওদের জন্য আ ফিশ বল টা বানিয়ে ফেলি। যাতে আসলে কাটাও থাকবে না যে, কেউ যখন মন চায় তখন খেতেও পা
ওহ, বুঝতে পেরেছি। হুম। তারপরে যে, কি জানি আবার নতুন এরা ফিশ ফিঙ্গার ও খায়। এটাও কিন্তু একটা ও আচ্ছা, আচ্ছা।
হু, হু, সেইম জিনিসই। মানে এক, জিনিস একই শেফ আলাদা, নামও আলাদা।
নাম নাম আলাদা। আচ্ছা, আচ্ছা তাইলে তো বেশ এ চমৎকার। তো যেহেতু এরকম নাম, নাম, আলাদা। তো ছোট বাচ্চাদেরকে মনে করেন আপনার এই যে, একটা মাছের তরকারি খেয়ে অন্য একটা নাম দিয়ে খাওয়ায় দেওয়া যায় না নাকি?
হু, হুম। না, আসলে যেটা হয় আ আমি বলব যে, ওদেরকে আসলে ছোটবেলা থেকে সবকিছুই সবভাবে ট্রাই করা উচিত কিংবা খাওয়ানোতে অভ্যস্ত। কারণ হয় কি যে, এই যে, এই আইটেম গুলো তো আসলে ফ্রাইড হয়। এগুলো তেলে ভাজা। আর তেলে ভাজা জিনিসগুলো আসলে একটু ও দেখা যায় আমি বলব স্বাস্থ্য সচেতন না কিংবা এগুলো খেতে থাকলে কিন্তু যেটা হয় ফ্যাটি লিভার কিংবা লিভারে আসলে সমস্যা হয়। তো আরেকটা যেটা আ কাজ করি আমি যেটা হচ্ছে শর্টকাট চোরামি যেটাকে বলে ভাত, আমাদের অনেক সময় মা খালারা যেটা করত না যে, ভাত থেকে গেলে সকালে একটু অ ভাত ভাজা যেটাকে বলে। ভাত ভাজা আমরা খেয়েছি। হ্যাঁ।
উচিত, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা সত্যি কথা বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস, হ্যাঁ? বাহ বাঙালি ফ্রাইড ফ্রাইড রাইস তৈরি করার নাকি? <chuckles>
এ্যা হ্যাঁ, কিন্তু আ আমি যেটা করি সেটাকে হচ্ছে গিয়ে সবকিছুই ঠিক থাকে। জাস্ট রাইস টা হচ্ছে নরমাল যে, আমাদের ভাতের রাইস টা থাকে, থেকে গেছে, সেটাকেই হচ্ছে করে ফেলছি। আ মানে ক্যাপসিকাম ট্যাপসিকাম সবই থাকে। কিন্তু রাইস টা পোলাও এর চাল কিংবা বাসমতি চালের জায়গায় নরমাল ভাতের চালটা থাকে।
বাহ, চমৎকার! এই যে, মানে আপনার হ্যাঁ।